না, বড় হয়ে একবার হয়েছে ভ্রমণে গিয়ে অচেনা জায়গায় গিয়ে রাস্তা হারায় ফেলছি। বিষয়টা হয়েছে কি যে আমরা বন্ধুরা মিলে আপনার বান্দরবনে গিয়েছিলাম। তো আমাদের ট্রেকিং পথটা ছিল নাফাকুম। মানে অনেক বড় একটা ট্র্যাকিং ওয়ে। <smacks lips> জি। তো আমাদের প্রায় অ থেকে ও মানে যাতায়াত সহ ৪ দিন আমাদের ট্রেকিং করতে হবে। দুই দিন যাওয়া ২ দিন আসা।
হুম। হুম, হুম, হুম. সেটা কেমন ছিল? হুম। ও আচ্ছা। হুম, হুম, হুম। পাহাড়, হুম, হুম। অনেক দিন। হুম, অনেক পরিশ্রমের কাজ।
হ্যাঁ, তো কি হলো আ আমার হচ্ছে গিয়ে আপনার একটু মানে ওয়াশরুম এ চাপ দেয় একটা পর্যায়ে। ঠিক আছে? তো আমার আ বন্ধুরা ছিল। ওরা আমার সাথে দুষ্টুমি করতেছে যে অ্যা এরকম, এরকম যে তোর আর সময় আসলো না তুই যা আমরা আ আগাইতে থাকি।
হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম। হুম, হুম। মানে এখন কেন? মানে এখন ট্র্যাকিং এর সময় কেন? <chuckles> আচ্ছা। হ্যাঁ।
হ্যাঁ, ভাই। এটাই, এটাই। তো এখন এটা তো আমারও কিছু করার নেই। এটা তো আসতেই পারে স্বাভাবিক। তো পরে কি হলো ওরা কি করল চলে গেল। হ্যাঁ, আমাদের সাথে গ্রুপ ও ছিল। তো গ্রুপ থাকায় মানে আমরা একটা গ্রুপের সাথে গিয়েছি। সেখানে আরও ৮ জন ছিল আমরা ৪ জন ১২ জন। জি। তো হুম। তো কি হলো ওই আমি যেহেতু ট্র্যাকিং ওয়ে ট্র্যাকিং ওয়ে তো আসলে এগুলো তো ঠিক নাই। আমি একটু নিচে নামলাম। ঠিক আছে? যাতে মানে লোকালয়ের এর একদম নিচে নিচের দিকে নামছে আরকি রাস্তা না। তো তারপরে হচ্ছে আপনার হল কি যে আমি আবার যখন ওই অ্যা ট্র্যাকিং পথ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি একটা জায়গায় গিয়ে দেখি কি আপনার রাস্তা ২ দিকে চলে গেছে। ঠিক আছে তো এক পর্যন্ত আমি চিন্তায় পড়ে গেলাম। হ্যাঁ আচ্ছা আমি কই যাবো? একটা দেখি পাহাড়ের
একদম, একদম। হ্যাঁ। হু, হু। আচ্ছা। আরও অনেকজন ছিল। তো আচ্ছা বেশ বড় গ্রুপই বলা যায়। হুম। হু। হু, হু, হু, হু। হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা। মানে তখন কনফিউজ হয়ে গেছেন। হুম। আপনি কি তখন একা ছিলেন? পুরোই একা ছিলেন? আ ওহো! আচ্ছা।
হ্যাঁ, একা ছিলাম। হ্যাঁ একা ছিল। তো আমার বন্ধুরাও না বুঝে নাই। ওরা তো গল্প করতে, করতে যেতে, যেতে ওরা যে আসলে একটা ট্রাক ও চেঞ্জ করছে ওরাও বুঝে নাই। তো আমি একটা দেখছি উপরে যাচ্ছে আরেকটা দেখছি নিচে যাচ্ছে। এখন আমি তো দ্বিধায় পড়ে গেলাম এবং আ মানে কি করব কই যাবো। তো এখন আমি তো প্রায় ২০ মিনিট ওখানে বইসা আছি যে দেখি অন্য কেউ আসে কিনা। আবার মানে ভাগ্য এতটা খারাপ যে নেটওয়ার্ক তো অসম্ভব। জিপিএস ও কাজ করতেছিলোনা। হ্যাঁ। হ্যাঁ মাঝে, মাঝে জিপিএস পাওয়া যায় ওই জিপিএস টাও আমার কাজ করছিল না। এরপরে কি, এরপরে হচ্ছে দেখা গেল হঠাৎ করে আমার বন্ধুদের হুশ আসছে। কিরে ও কই? ঠিক আছে, তারপরে তো, এরকম করতে করতে আমি হ্যাঁ, তো এক খুঁজতে না মানে ওরাও তো চিন্তিত পরে ওরা পিছনে আসবে, আসবে। তো পরে আমি একটা আপনার স্থানীয় লোকাল একজনকে দেখলাম। ও পিঠে কিছু একটা নিয়ে যাচ্ছিল। তা আমি ওনাকে বুঝালাম যে এরকম আমি এখানে যাবো কোন লোক দেখ যাইতে
হুম। হুম, আচ্ছা। হুম। ইস! এরপর? হু, হু। কি ভয়ানক। হ্যাঁ। হু, হুম। ওখানে তো নেটওয়ার্ক থাকেই না, ওখানে তো নেটওয়ার্ক থাকেই না একেবারেই। <tsk> ইস! এরপর। হুম। হুম, হুম। ও কোথায় গেল? হ্যাঁ, সবাই খুঁজতে বের হয়ে গেছে। হুম, হুম, হুম। হু, হু। ছিলেন আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু স্থানীয় লোকা মানে স্থানীয় যে লোকটাকে পেয়েছেন সে কি আ বাঙালি ছিল নাকি পাহাড়ি কেউ ছিল?
হুম।